আ অবশ্যই আছে যদি আমি বলি যে কিছুদিন আগেই আমার হচ্ছে এক বোনের আ ছেলে হয়েছে। হ্যাঁ? তো আলহামদুলিল্লাহ। তো আ অবশ্যই আমি যেখানে থাকি সেখান থেকে তার ছেলেকে দেখতে যাওয়া অনেক কষ্টকর। কারণ অনেকক্ষণ জার্নি করতে হবে। দেখা যায় যে ১০ ঘন্টা ১২ ঘণ্টা জার্নি করতে হয়। তো আ স্বাভাবিকভাবেই দেখতেও তো ইচ্ছা করে। আবার দেখা যায় যে হয়তোবা ১ ২ ৩ মাসেও আমি যেতে পারব না। তো এইযে হওয়ার পরেই যে একটা আ শিশুকে দেখার যে একটা আগ্রহ সেটা আমি মিডিয়াতে পেরেছি শুধুমাত্র এই ভিডিও কলের মাধ্যমেই। হ্যাঁ, তো এগুলো দেখা যায় যে এইযে আবার দেখা যায় যখন মায়ের থেকে দূরে আছি। যেমন আমার বিয়ে হয়েছে তো স্বাভাবিকভাবেই এখন আমি শশুর বাড়িতে বা হাসব্যান্ড সহ দূরে থাকছি। তো তখন দেখা যায় যে মায়ের চেহারা দেখা বা মায়ের সাথে কথা বলা এটা এটা অন্যরকম। তো প্রতিদিনই দেখা যায় যে দূরে থাকলেও যে আ দেখা যায় দিনের বেলা অনেকটা সময় মায়ের সাথে ভিডিও কল এ কথা বলা হয় বা অ অন্যান্য আত্মীয়স্বজনদের সাথেও কথা বলা হয়। এটা অনেক বলবো যে উ আমাদের উপকার করেছে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য।
আচ্ছা, বেশ! জ্বি, জ্বি। নিশ্চয়ই, নিশ্চয়ই। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। ভিডিও কল এর মাধ্যমে। <chuckles> এটা ভালো। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আগ্রহ একটা, হুম, হু। জ্বি, জ্বি।